হ্যাঁ, হ্যাঁ, আরো আছে। আসলে একটা জিনিস নিয়ে তো মানুষ বসে থাকে না। তো সেইক্ষেত্রে আমার কিছু, কিছু অভ্যাস আছে। যেমন ধরেন যে, আব উ শপিং মল থেকে যদি আমি কোন ড্রেস নিয়ে আসি, সেক্ষেত্রে ঐটাকে আসলে একটু নতুনভাবে মডিফাই করার অভ্যাস আমার আছে। হ্যাঁ? দেখা গেল যে, জামা ঠিক পছন্দ হয়েছে, ওড়নাটা পছন্দ হচ্ছে না, বা হচ্ছিল গিয়ে আমার আ সালোয়ারটা পছন্দ হচ্ছে না। তো সেইক্ষেত্রে হয় কি, আমি কিছুটা মডিফাই করার চেষ্টা করি। মানে প্রত্যেকটা জামাতে আমার এরকম হা মানে একেকটা, থাকে না? যে আমার ক্রিয়েটিভিটি র যেই মানে সাইডটা আছে, সেটা কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো সেইক্ষেত্রে দেখা যায় কি, মানে এরকম একটা মানে ঘটনা ঘটাতে যেয়ে আমি কিন্তু একটা দুর্ঘটনাও ঘটিয়ে ফেলেছি। আমার বাবা আমাকে হ্যাঁ, আমার বাবা আমাকে ভীষণ আ মানে। থাকে না? যে আসলে শখ করে একটা ড্রেস কিনে দিয়েছিলেন। আরো অনেক দাম দিয়ে কিনে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমার না, ওইটার ওড়নাটা পছন্দ হয়নি। ওড়নাটা আমার কাছে কেমন জানি একটু ফিকে, ফিকে লাগলো। তো এটা আসলে মানে বেশ আ ৪-৫ বছর আগের কথা। যেহেতু আসলে বয়সটাও কম ছিল, অত কিছু বুঝতাম না। মনে হচ্ছিল যে, এটার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি করানো উচিত। তা আমি করলাম কি, মানে এই, এই যে গোটাপাতির যে কাজগুলো আছে, করতে হয়, সেই জিনিসপত্রগুলো যেয়ে নিয়ে আসলাম মার সাথে। আনার পরে হচ্ছিল গিয়ে, আমি আ যখন সেলাইরে কাজ করছিলাম, করতে, করতে, আমি হচ্ছে হল গিয়ে মানে যখন সুতা কাটতে যাবো, আমি আমার ওড়নার একটা সাইড কেটে ফেলেছি, ভুলবশত। এবং সেটা এমনভাবে কেটেছি, যেটা আসলে একদম স মানে সম্মুখে আরকি, দেখা যায়। মানে আমি যখন পড়তে যাব, যেভাবেই পড়তে যাই ওটা আসলে সবার চোখে পড়বে। হ্যাঁ, অ্যাঁ তো এখন তো আমার হাত পা একদম ভয়ে ঠান্ডা হয়ে গেছে, যে কি করলাম আমি? মানে নিজের ক্রিয়েটিভিটি এবং সেটা না, শেষ দিন ছিল, যখন আসলে আমি আমার ওড়নার কাজগুলো শেষ করলাম। হ্যাঁ? শেষের দিনই আসলে মানে আমার একটা ফোন কল চলে এসেছিল। এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কল ছিল। আমার আ ভার্সিটি থেকে আমার একজন শিক্ষক দিয়েছিলেন কল। তো স্যারের কলটা আসলে ধরতে যেয়ে আমি এই ভুলবশত এই কাজটা করে ফেলেছি, মানে তাড়াহুড়াতে। এখন তো ঘটনা ঘটে গেছে। তো পরবর্তীতে হচ্ছিল গিয়ে, মা এসে, পরে হচ্ছিল গিয়ে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে আ টেইলর এর কাছে চলে যায়, যাতে হচ্ছে বাবা এই জিনিসটা না জানতে পারে। বা পরবর্তীতে যদি আ
আচ্ছা, আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। আচ্ছা। ও। জি, জি। অবশ্যই। কী বলেন? চুপ বলুন না। আচ্ছা, আচ্ছা। ও, আচ্ছা। জি, জি। জি। আচ্ছা, আচ্ছা। <scoffs> আচ্ছা, তারপর? আচ্ছা, আচ্ছা। ইসসিট! তারপর? চোখে পড়ে যাবে। জি। একদম, একদম। আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। দা ওহহো! বেশ দুঃখজনক। জি, জি, জি। জি, জি। কারণ এত শখ করে কিনে দিয়েছিল আপনাকে। জি।
হ্যাঁ। এবং ভীষণ দামেরও ছিল। একটা দামি ড্রেস কিনে দিয়েছে, শখ করে। মানে, এবং পরের দিন আসলে প্রোগ্রামও ছিল। হ্যাঁ, তো আমি প্রোগ্রামে পরার জন্য আসলে ড্রেসটা আমাকে কিনে দিয়েছে। তো এইটা নিয়ে আসলে আমার ভীষণ আরকি কষ্ট পেতে হয়েছে, এবং খারাপও লাগছিল।
জি, জি।